একদম থাকেই, হ্যাঁ।
ঠিক আছে? এইযে ছোট্ট বড়, বড় মানে এই লক্ষণগুলো যদি আমি মাথায় রাখি, তাহলে কিন্তু আ মানে অনেকটা সহজ হয় যে, আমি যার বাসায় যাচ্ছি বা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু শুনে নিচ্ছি যে, আ তোমার আশেপাশে কি আছে? মানে শুধু মানে ডিরেকশন দিলেই হয় না যে লোকেশন, মানে অ্যাড্রেসটা দিয়ে দিলো যে তোমার বাসায় যাচ্ছি কি আর যাব ঠিক আছে অ্যাড্রেসটা দিয়ে দাও। তারপরেও জিজ্ঞেস করি যে লোকেশনটাতে আশেপাশে তোমার কী আছে? যে হয়তো একটা বড় মাঠ আছে বা একটা কারখানা আছে। তো এইভাবে মাথায় রেখে তখন কিন্তু আমার মানে, পেতে সুবিধা হয়। আবার অনেক সময় আমার যেটা সবচেয়ে বেশি আমার কাছে মানে, মনে হয় যে দিনের বেলা দেখা একরকম। রাতের বেলা দেখা কিন্তু আরেক রকম। মানে আপনি যখন দিনে একটা জায়গা খুঁজতে যান, তখন কিন্তু আপনার পরিস্থিতি পরিবেশ কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে। আপনি কিন্তু বুঝতে পারছেন। তো রাতের বেলায় কিন্তু সেই জায়গাটা অচেনা হয়ে যায় আমার কাছে।
হ্যাঁ। না। তাও জিজ্ঞেস করে নেওয়া লাগে। জি। কী আছে? বাহ! হুম, হু। হুম, হু। <chuckles> আসলে একদম ডিফারেন্ট। জি। ফুটে ওঠে। রাইট। আচ্ছা, জি, না এটা তো আসলে একদম মানে ঠিকই বলেছেন যে, একেক সময় কিন্তু একেক জায়গায় একেক রকম লাগে। এমন এটাও কিন্তু দেখা যায় যে ধরেন আপনি আসলে যে রাস্তাটা খুবই চীনা পরিচিত ওটা হয়তো দিনের বেলা আপনি আসা যাওয়া করছেন, বা তাই অনেক চীনা পরিচিত। ওই রাস্তা দিয়ে আপনি যদি আবার রাতের বেলা যাওয়া আসা করেন, হঠাৎ করে ১ দিন গেলেন তখন না হঠাৎ করে অপরিচিত লাগবে। যা হ্যাঁ এটা কি কিরকম? বা এরকম কিন্তু হয় মাঝে মাঝে। তো জি, জি, জি। তো এক্ষেত্রে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি তো আসলে বললেন যে সেই ২০০০ সাল থেকে আপনি মানে ফোন চালাচ্ছেন, বা ব্যবহার করছেন। তো এরপরে যখন আসলে স্মার্টফোনে আপনার আসা হলো, তখন থেকে কি আসলে আপনার এই যে আ অ্যা ম্যাপ, মানে ফোনের মধ্যে ম্যাপ দেখা যায় যে, ওই ম্যাপটা কি কখনো আসলে ব্যবহার করা হয়েছে?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অ অনেক ব্যবহার করেছে। কারণ কি মানে সত্যি কথা বলতে যে সবকিছুরই কিন্তু সহজলভ্যতা যখন হয়ে যায়, তখন কিন্তু আসলে এটা একটা জীবনের অংশ হয়ে যায়, তাই না? তো আমাদের এমনও হয়েছে যখন মানে ধাপে, ধাপেই তো সবকিছু পরিবর্তন হচ্ছে। যেমন একদিনেই তো আসলে মানচিত্র আমি অ ফোনে পেয়ে যাচ্ছি না। আমি কিন্তু আগে যখন বেড়াতে যেতাম, আমরা যেটা করতাম মানে আমি আমার হাসব্যান্ড আমরা বেড়াতে গেলেই ঐযে, রিসেপ যদি হোটেলে উঠতাম রিসেপশন থেকেই কিন্তু আমরা মানচিত্রটা নিয়ে নিতাম।
<chuckles> সবাই চায়। হুম, একদম। পরিবর্তন হয়। হ্যাঁ। না। অবশ্যই।